জি, আপনার কথায় সেটাই বুঝা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে এরকম করলে আরো বেশি ভালো হয় এবং এই ডায়াগ্রাম ম্যা ম্যাপিংগুলোকে যদি ঠিক মতো বোঝা যায়, তাহলে বোধহয় অনেক ক্ষেত্রে পড়াটা সহজ হয়ে যায়, যেটা আপনি বললেন। এ তারপরেও কি আপনি কি ভেবে ভাবেন নাকি এরকম কোন সময় চিন্তা করেছেন? যে জটিল বিষয়গুলো সহজ করতে ক গেলে অ্যা নিজের কিছুটা হলেও পরিশ্রম করা দরকার এবং সেই এইট এইটার সফলতা অর্জন করতে গেলে অবশ্যই পরিশ্রমের বিকল্প নেই?
হুম, নিশ্চয়ই। না, না এটা তো অবশ্যই যে আসলে সবকিছু তো এত সহজেই তো পাওয়া যায় না। তো জটিল বিষয় যেগুলি আছে এগুলির জন্য তো নিজেরও আসলে কিছু এরকম পরিশ্রম তো করা উচিতই। যেমন ওইযে আমার ক্ষেত্রে যদি বলি আমি যখন হয়তো বা <chuckles> আমার হয় কি যে, মাঝে, মাঝে কিন্তু আস ইতিহাস যখন পড়তাম, হ্যাঁ? ইতিহাসের মধ্যে কিন্তু দেখবেন যে অনেক সন দেওয়া থাকতো, যে কোন সালে কি হয়েছে না হয়েছে হ্যাঁ, ভুলে হ্যাঁ, এগুলি আসলে ভুলে যেতাম খুব সহজে। তো এগুলি মনে রাখার জন্য কিংবা এই যে রাজা-বাদশাদের নাম যেগুলি ছিল এগুলি মনে রাখার জন্য তখন আসলে বিভিন্ন ধরনের উপমা কিন্তু আসলে ব্যবহার করতাম আমি। হু? তো আমার এখনো
জি, জি, জি। প্রচুর সন দেও দেওয়া থাকতো এগুলো ভুলে যেতে হতো মনে হয়। <chuckles> আচ্ছা, আচ্ছা! চমৎকার একটা বিষয় এ এ মনে রাখার জন্য। <chuckles>
<chuckles> হ্যাঁ। তো আমার এখনো মনে আছে যে, যে মুঘল সম্রাটদের নাম যখন আসলে মনে রাখার মানে দরকার হতো, তখন একটা পদ্ধতি খুঁজে বের করে নিয়েছিলাম আমি এরকম নিজেই যে বলতাম যে, "বাবার হইলে আবার জ্বর সারাইলো ঔষুধে।" হ্যাঁ? এই জিনিসটা করলে তখন আসলে এই যে প্রত্যেকটা সম্রাটের নাম এভাবে আসলে মনে করা যায়।
তার মানে ১ম অক্ষর দিয়ে আসলে মনে রাখার চেষ্টা করেন। বাহ! এটা তো বা একটা দারুণ পদ্ধতি অবলম্বন করতেন। এরকম পদ্ধতি অবলম্বন করে আসলে চললে বোধহয় আসলে সহ সহজেই হচ্ছে হলো এগুলো মনে রাখা যায়। তো এইরকম পদ্ধতিগুলো যে আপনি অবলম্বন করতেন, শুধু কি আপনি করতেন নাকি আপনার বন্ধু-বান্ধবরাও আসলে এরকম পদ্ধতি অবলম্বন করে থাকতেন?
হ্যাঁ, ১ম অক্ষর দে হ্যাঁ। জি। উহু।

হ্যাঁ, ইন্টারনেট তো আসলে কি বলবো? একটা আশীর্বাদের মতো আসলে হয়ে গিয়েছে। এখন যেকোন কিছু কিন্তু আপনি খুব সহজে আসলে, মানে যেকোনো বিষয়ের এক্সপ্লেনেশন, হ্যাঁ? কোন কিছু যদি আসলে জানার প্রয়োজন হয়, বোঝার প্রয়োজন হয়, আপনি কিন্তু ইন্টারনেট আসলে রিসোর্স এর অভাব নেই। আপনি অনেক দিক থেকে কিন্তু আসলে দেখে নিতে পারেন জিনিসগুলি। আর এখন তো হচ্ছে যে শুধু ইন্টারনেট না, এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য কিন্তু আসলে বোঝানোটা অনেক সহজ হয়ে গেছে। আপনি যদি কোন একটা AI সিস্টেম ব্যবহার করেন, ওই জায়গায় গিয়ে আপনার আসলে যে জিনিসটা একটু জটিল মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, এই বিষয়টা গিয়ে যদি তাদেরকে বলেন যে, "জিনিসটা আমাকে একটা বাচ্চার মতো করে বুঝিয়ে দাও।" ঠিক আছে? সে কিন্তু একবারে সহজ ভাষায় আপনাকে পুরো এক্সপ্লেনেশনটা বুঝিয়ে দেবে। পুরো জিনিসটার ব্যাপারে সুন্দরভাবে বুঝিয়ে বলবে।
হ্যাঁ, এটা একদম বাস্তব একটা সত্য কথা এবং চরম হচ্ছে। জি, আসলে এটা কিন্তু দারুণ হয়েছে। আপনার কথা থেকে বোঝা যাচ্ছে এবং এটার মাধ্যমে অনেকটা সহজ হয়েছে। এ একটা সময় এ ছিল যে, এই সময়টায় আসলে ন নতুন মোবাইল কিনলে অনেক ফাংশন বোঝা যেত না, জটিল লাগতো জিনিসটা। সেগুলো কি এখন ইন্টারনেটের মাধ্যমে যদি না জানা যায়, আ তাহলে কি ইন্টারনেটের মাধ্যমে, YouTube এর মাধ্যমে রিভিউ দেখে কি সহজে সেগুলোকে, রপ্ত করতে পারেন, সেই পদ্ধতিগুলোকে?
হুম। হ্যাঁ, নিশ্চয়ই। এখন তো আসলে যে নতুন যেকোন কিছু বের হলেই দেখবেন, যেগুলি আসলে রিভিউ কিংবা টিউটোরিয়াল কিন্তু আসলে দেয়া থাকেই। যে আপনি যেদিন বের হচ্ছে, এর ২-৩ দিনের মাথার মধ্যে দেখবেন যে আসলে, অনেক কিছু বের হয়ে গিয়েছে। এরকম ওই পণ্য কিংবা আ কোন কিছু আসলে তথ্য জানা যদি দরকার পড়ে, ওই তথ্যগুলি আপনি সহজেই পেয়ে যাচ্ছেন ওই পণ্যের ব্যাপারে। তো যেটা বলছিলেন যে মোবাইল ফোনের কথা কিংবা টেকনোলজি এর কথা হ্যাঁ।
জি, এ এটা এটাই, এটাই এ এটা কিন্তু খুব ভালো হচ্ছে এবং স সময় বাঁচিয়ে দিচ্ছে বোধহয়, নাকি?
নিশ্চয়ই, নিশ্চয়ই। অনেকে যারা, হয়তোবা সবাই তো এরকম টেকনোলজির ব্যাপারে এত তো জানে না। তো যারা হয়তোবা একটু পিছিয়ে পড়ে আছে, তারা কিন্তু দেখবেন যে এরকম কিছু একটা রিভিউ দেখলে কিন্তু মোটামুটি একটা ধারণা কিন্তু তাদের হয়ে যায়।

হুম, আমার আসলে, অ্যাহ আগে থেকেই না মানে ব্যবসা করার অনেক একটা শখ ছিল। ছোট থেকে আসলে চিন্তা করতাম যে ব্যবসা বাণিজ্য করব। হ্যাঁ। কিন্তু আমার ফ্যামিলি তে যারা ছিল তারা সবাই আসলে চাকরিজীবী। কেউ কখনো এরকম ব্যবসা-ট্যাবসা করেনি। আমি অ্যাকচুয়ালি ১ম এ ধরনের একটা উদ্যোগ নিয়েছি।
তাহলে তো এ এই এ, তাহলে তো এই পেশাটা বেছে নেয়া আপনার জন্য প্রচন্ড জটিল ছিল। <chuckles>
হুম একদম, একদম। তো এই যে এই ব্যাপারে আমার আসলে ১ম থেকে কোন ধারণা কিন্তু ছিল না। তো এটার জন্য আমার কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। যে আসলে এমনও হয়েছে যে যারা হয়তোবা আমি মানে যেই সেক্টর এ কাজ করতে চাচ্ছি, হ্যাঁ? এই সেক্টরে যারা অলরেডি কাজ করে এসেছে তাদের সাথে কি আমার অনেক সময় আসলে কাজ করতে হয়েছে তাদের আন্ডার এ, হ্যাঁ? অ্যা তাদেরকে এরকম এমন হয়েছে
এখান থেকে আপনি অভি অভিজ্ঞতা আ নিয়ে এসেছেন এবং অভিজ্ঞ হয়েছেন আরকি। যাতে আপনি এখানে সফল হতে পারেন।
হ্যাঁ। একদম, একদম। হুম, তো এই যে এই কাজের মাধ্যমে কিন্তু আসলে অনেকটা পরিশ্রম করে, তারপর আসলে আমার ব্যবসাটা শুরু করতে হয়। আর এই যে ব্যবসা শুরু করাটার যে আমার যেই মানে জার্নি টা এটাও কিন্তু আসলে সহজ ছিল না এই জায়গায় আসলে অনেক এরকম জটিলতা আমার অ্যা কিংবা প্রতিবন্ধকতা আসলে এরকম পোহাতে হয়েছে। তারপরেও হয় না যে ধীরে, ধীরে, আপনি একটা কাজ করতে, করতেই, কিন্তু যে আপনার আসলে মানে অভিজ্ঞতা হয়ে যায় কিন্তু। হ্যাঁ? তো আমিও কিন্তু এই যে কাজ করতে, করতে, আসলে আমার এগুলোর অভিজ্ঞতাটা হয়েছে।
জী আসলে, এ আপনি খুব বাস্তব বলেছেন জ্বি, আ বোঝা যাচ্ছে আপনি লেগেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কথা থেকে জটিল বিষয়গুলো সহজ করতে গেলে শুধু পরিশ্রম ও করলে হবে না, সাথে, সাথে, ধৈর্য থা থাকতে হবে এবং লেগে থাকতে হবে। এবং এই জায়গায় যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে জটিল বিষয় সহজ করার ক্ষেত্রে যে যেহেতু আপনি এত সফলতা অর্জন করেছেন। সেই ক্ষেত্রে কি আত্মবিশ্বাস বেড়েছে? যে যতই জটিল বিষয় আসুক না কেন সেই ক্ষেত্রে আমি অ্যা বা তার মানে আপনি উৎতিয়ে যেতে পারবেন সহজভাবে বা সফলতা অর্জন করবেন।
হুম।

জি, অ্যা এটা খুব ভালো বলেছেন, এবং এরকমই হচ্ছে। তো এই এখন তো নয় ইন্টারনেট আছে কিন্তু একটা সময় ইন্টারনেট ছিল না অ্যা এবং ছিল না মানে সহজলভ্য ছিল না। এবং দেখা যেত যে, এ এটা জটিল বিষয়গুলো আসলে সহজ করাটা খুব কষ্টকর হয়ে যেত। তা আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে? যে, সেই সময় আপনি এরকম কী করতেন বা কীভাবে সহজ করতেন বলেছেন, ছোট, ছোট পদ্ধতি অবলম্বন করতেন। যদি এরকম ২-১ টা যে, একটা পদ্ধতির কথা বলতেন আরকি। <chuckles>
হুম। হুম, হুম। হ্যাঁ। <chuckles> জি। না এই যে, আমার যখন আসলে আগে ইন্টারনেট ছিল না কিংবা বোঝাটা হয়তো বা এই যে, স্কুলে গেলে যেটা বললাম, যে, আসলে স্যারদেরতো পক্ষে এটা সম্ভবও না যে, সবাইকে এরকম হাতেখড়ি শিখাবে। ঠিক না? তো তখন মাঝে, মাঝে এরকম হয়ে যেত যে, কোন একটা বিষয় হয়তো বা আমার কাছে একটু জটিল মনে হচ্ছে কিংবা পড়াটা একটু কঠিন মনে হচ্ছে। তো তখন কিন্তু আমি মানে কিছু এরকম কঠিন মনে হলে আগে ওই জিনিসটাকে একটু mind mapping করতাম। হ্যাঁ, যে, মাথায় মা একটা <chuckles> মানে জিনিসটাকে চিন্তা করে নিতাম একটা ম্যাপের মতো করে। তখন দেখতাম যে, আসলে এই জিনিসটা বোঝাটা একটু সহজ হয়ে আসছে। হ্যাঁ? তো এরকম মানে concept mapping কিংবা mind mapping করে নিলে তখন মানে কঠিন, কঠিন আইডিয়া গুলি কিন্তু আমাদের জন্য আসলে বোঝাটা সহজ হয়ে যায়। আর এই যে, বায়োলজির ক্ষেত্রে তখন কিন্তু আসলে হ্যাঁ।
এটা তো খুব ভালো করতো করেছেন। <chuckles> জি, জি, আস চমৎকার কথা বলেছেন! অ্যা এবং এরকম করলে বোধহয় ভালো হয়। জি, বায়োলজি কথা যেন কি বলছিলেন? <chuckles>
বায়োলজির ক্ষেত্রে তো তখন দেখা যেত সাবজেক্ট গুলো অনেক বেশি কঠিন ছিল। স্পেশালি তো হচ্ছে মানে অনেক কিছু এরকম বোঝার মানে দরকার ছিল ওই সাবজেক্ট এর মধ্যে। তো এইগুলি কিন্তু ওইযে কিছু ড্রয়িং এর মাধ্যমে কিন্তু মানে বোঝানো হতো যে, artery কোথায়? হ্যাঁ, কিংবা হার্টটা কোথায় আছে। এইগুলি কিন্তু ড্রয়িং এর মাধ্যমে এঁকে এইগুলি আসলে বুঝতে পারতাম তখন। তো এই যে, আমার কাছে মনে হয় কি এরকম ডায়াগ্রাম যদি ব্যবহার করা হয় কিনবা বিভিন্ন ধরনের এরকম এই যেটা বললাম যে, concept mapping হ্যাঁ? এইগুলি দিয়ে কিন্তু আসলে পড়াশোনাটাকে অনেকটা সহজ করে তোলা সম্ভব।